আমিই আসলে সত্যি কথা বলতে আমার মনটা ভালো হয়ে যায় জলরঙ কিনতে পারলেই। মাঝে মধ্যে এই যে টাকা পয়সা বাঁচাই টুকটাক হাঁটাচলা করে। কিন্তু সেই অর্থেও পারি না। তবে একটা জিনিস খুব ভালো বলেছেন যে হ্যাঁ, আ সঞ্চয়ের যে ব্যাপারটা এটা করতে হয় স্বাস্থ্যের কথা চিন্তা করে। কারণ স্বাস্থ্য এমন একটা, আ কী বলব, sensitive বিষয় যে এটা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু হয়ে যেতে পারে। তো স্বাস্থ্যের খাতে অবশ্যই savings টা আমি মনে করি খুবই জরুরি। তো হ্যাঁ, আমিও এটা করি যে কোনো অ জরুরি দুঃসময়ের জন্য সবসময় কিছু টাকা আলগা করে রাখি, যাতে দুঃসময়ের সময়ে সেটাকে কাজে লাগানো যায়। তো এই তো মোটামুটি এই কাজগুলোই করা হয়। আর হ্যাঁ, টুকটাক রাস্তায় দেখলে ছিন্নমূল শিশুদের কাছ থেকে ফুল কিনি। এই ধরনের বিষয় আসয়তো আছেই। প্রতিনিয়ত নিজেদেরকে খুশি করার মতো বা আশেপাশের মানুষকে একটু হাসি দেওয়ার মতো। এগুলো তো আসলে না করলে হয় না।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
অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। মানে আসলে দেখা যায় যে এদের মানে আসলে দেখা যায় যে এদের জন্য আসলে একটু মনটা টানিই দেয় আসলে। আমার এখনো মনে আছে আমার একটা এখানে আমাদের একটা সু সুপার শপ আছে, তার পাশে হচ্ছে একটা কাকি থাকে। ঐ কাকি বসে এখানে প্রায়, প্রায়। আমার কাকির সাথে দেখা যায় যে বছরে অনেক ভালো সম্পর্ক হয়। আমার ভুলে গেছি আমি ওইটা। আমার প্রথম salary দিয়েই আমি তাকে হচ্ছে একটা মানে ভালো একটা জায়গায় খাওয়াই, মানে খাবার খেতে নিয়ে গিয়েছিলাম। তো দেখা যায় যে সে আসলে এখনো অনেক আমাকে মনে করে। তার সাথে দেখা হলে আমি এখনো হচ্ছে তাকে কিছু না কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করি বা কিছু একটা দেওয়ার চেষ্টা করি। বাট দেখা যায় আসলে দেখা-তেখা এখন হয় না। অনেক আ সময় মানে সময় থাকে না আসলে আগের মতো আপু। মানে আসলে আপু আপনার সাথে কথা বলা আজকে খুবই ভালো লাগলো। কিন্তু আজকের দিনটা আমার বিদায় নিতে হচ্ছে। আমার কালকে সকালে আবার class আছে। আপনাকে আ আর আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করি আমি।
হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা। বাহ! অবশ্যই, অবশ্যই এটাই। আপনার সাথেও কথা বলে খুব ভাল্লাগলো। খোদা হাফেজ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। শুভরাত্রি।